হ্যাঁ, খুবই চমৎকারভাবে কিন্তু আসলে যেই আ উদাহরণগুলো দিলেন বা প্রতিকার পাওয়ার যে আসলে দিকনির্দেশনা গেলো যেমনকি আসলে GD করা। এই যে ব্যাপারগুলো আসলে আপনি বললেন, তো কখনো কি আসলে এরকম আইনি প্রতিকার নিতে আসলে GD করা হয়েছে? বা পুলিশ পরবর্তীতে আসলে কতটুকু আসলে কার্যকরী আসলে ভূমিকা পালন করেছে? যা ধরেন আপনি কখনো স্ক্যামের শিকার হয়েছেন সেক্ষেত্রে আরকি।
আসলে কি দেখেন, যে আ এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে দেশের আ আইনগত অবস্থা সেখানে কিন্তু সেভাবে কিন্তু সাহায্য করা হয় না। ঠিক আছে? বা এমন দেখা যায় যে আপনি সাহায্য চেতে গেছেন সে তারা কিন্তু বলে যে, আ "এইটুক টাকায় কি হবে?" বা আ সেটা যদি ছোট অ্যামাউন্ট হয়, "এইটুক টাকায় কি হবে?" আর বড় অ্যামাউন্ট হলে তারা বলে যে, "আচ্ছা, ঠিক আছে।" মানে আমাদেরকেও একটু টাকা দাও তাহলে এটা করতে পারে। তো সেই ক্ষেত্রে হয় কি জি, জি ঘটেছে তো এ এই ক্ষেত্রে হয় কি আপনি কোনোটাই কিন্তু করতে পারেন না। কারণ আপনি যে আসলে পাবেন আদও পাবেন এটার তো কোনো আ মানে গ্যারান্টি নেই। তাই না? তো আমি মূলত যেটা ক আ মানে চেষ্টা করে থাকি যে অনলাইনে স্কাম হওয়া থেকে কিভাবে নিজেকে দূরে রাখতে পারি যেরকম আমি বললাম, যে আ অফিসিয়াল কিছু ওয়েবসাইট থেকে আমি কেনাকাটা করতে পারি বা যেই পেজ গুলা ভালো তাদের থেকে কেনাকাটা করতে পারি। আর তার সাথে আপনি যখন টাকা দিবেন তখন কিন্তু
<chuckles> আ ঠিকই বললেন আসলে। <chuckles> একদম, একদমই আসলে ঠিক বললেন। এবং আসলেও যে আসলে বা সমাধানগুলোর কথা বললেন খুবই চমৎকারভাবে। তো আপনার কা আপনার মতো আসলে ভবিষ্যতে যারা আসলে অনলাইনে স্ক্যামের যেন শিকার না হয়, সেক্ষেত্রে আসলে কি পরামর্শ দিবেন তাদেরকে?
জ্বি।